আচ্ছা, আচ্ছা, motivation এখানে হারিয়ে ফেলার কিছু নেই। অ্যা কারণ আপনি যে অসুস্থ হয়ে গিয়েছেন, আ বা আপনার একটু আ পেইন হয়েছে বডিতে অনেক বেশি বুঝতে পারছি। এটি খুব সাধারণ একটি বিষয়। আমি বলব যে আপনি আবার শুরু করুন। আস্তে, আস্তে, শুরু করুন। Body Warm করুন আগে ১ম এ properly এবং কখনো আপনার যদি আপনি সবসময় টার্গেট এটি রাখবেন যে আপনার যা লিমিট, আপনি লিমিট টাকেও টাচ করবেন না। কিছু জায়গা ফাঁকা রাখবেন। লিমিটের এ যেরকম আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আপনার ধরুন বেঞ্চ প্রেস এ আপনার লিমিট যদি হয় 30 কেজিস আপনি ওখানে 25 কেজিস নেন। এরকম করে কিছু জায়গাটা ফাঁকা রাখুন। রেখে তারপরে করা শুরু করুন। আমি আ ভীষণভাবে আশাবাদী হতেই পারি আপনার উপরে। অ্যা আমার মনে হয় যে এরকম করে যদি আপনি করতে থাকেন, আপনি আপনার ফল পেয়ে যাবেন নিশ্চয়ই দু মাসের মধ্যেই।
জ্বি। জ্বি। জ্বি। আচ্ছা। জ্বি। জ্বি। আচ্ছা। জ্বি। আচ্ছা। হুম। জ্বি। হুম। উম আপনি এই যে খুব ভালো ১ টি motivation দিলেন আমাকে। কারণ জানেন আমি বিশেষভাবে না আ সুস্থ থাকতে চাই। আসলে যেটা আমার হয় যে একটু ওয়েট বেড়ে গেলে দেখবেন একটু আলসেমি চলে আসে কোনো কাজ করতে ইচ্ছা হয় না ভালো লাগে না, আ মু মনের মধ্যে আসলে ১ টা ডিপ্রেশন কাজ করে যে আমি কী ছিলাম? আর আমি আসলে কী হয়ে গেলাম? তো সেখান থেকে এবং আ আরো কিছু সীমাবদ্ধতা নিয়ে যে বয়সেই এত অ Complications চলে আসছে। উম আমার তো একটু সুস্থ থাকা উচিত। তো এইসব নিয়েই আসলে ভর্তি হয়েছিলাম। তো যাই হোক নতুন করে মোটিভেশন পেয়ে আবার ভালো <chuckles> লাগছে জি। চিন্তা করছি যে আবার শুরু করব।
হু, হু। আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি, একদমই, একদমই। আচ্ছা। আ জি আপনার সাথে কথা বলে হুম, আপনার সাথে কথা বলে আমার এম বেশ ভালো লাগলো কিন্তু আজকে এই বিষয়ে আলোচনা করতে পেরে। মনে হচ্ছে যে একটু বেশি আ জ্ঞান দিয়ে ফেলেছি বোধহয়। এরকম টাইপের কথা হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো সেরকমটি যদি না মনে হয় আপনার কাছে এবং আপনি যদি সাজেশনস হিসেবে নিয়ে থাকেন। তাহলে বলব যে, জি আপনি আবার শুরু করুন। আমার মনে হয় আপনি সফল হবেন এবং আপনার সাথে কথা বলতে পেরে আজকে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।
জ্বি। জ্বি, জ্বি। <chuckles> না, না তেমন কিন্তু একেবারেই না। হুম। জ্বি। জ্বি। হুম। জ্বি। আপনার সাথে কথা বলতে পেরে তো আমার প্রচন্ড ভালো লাগছে যে আপনি আমার ডিপ্রেশন দূর করে দিলেন এবং motivation টা যে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
আচ্ছা। বাহ!